ক্ষতি, কিন্তু আমাদের দেশের, আমাদের পরিবেশের সবকিছুরই ক্ষতি। তো এই জিনিসটা চিন্তা করে সেখান থেকেও যদি তারা, আ এই ব্যাপারটা নিয়ে একটা পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই আমরা এই সমস্যাটার সমাধান করে ফেলব। আসলে সরকার থেকে যখন একটা আ আইন pass হবে তখন কিন্তু আমাদের জন্য এই জিনিসটা করা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে, হ্যাঁ? তো আমাদের কাছে অতটাও কঠিন মনে হবে না। তো যতটা কঠিন হত যে আমরা নিজেরাই যদি করি তাহলে কিন্তু একটু tough হয়ে যেত। কিন্তু সরকার থেকে যখন আমরা একটা সুবিধা পাব বা একটা আ সহায়তা পাব তখন দেখা যাচ্ছে জিনিসটা অনেক সহজ হয়ে যাচ্ছে, হ্যাঁ?
উম উম উম হুম। জি, জি, জি। হুম, হুম, হুম। একদমই ঠিক বলেছেন।
তো আসলে আমাদের সবকিছু আ আমাদের নিজেদের ক্ষতিটা বুঝে, আসলে আমাদের প পরবর্তী প্রজন্মের ক্ষতিটা বুঝে আমাদের আসলে এই জিনিসগুলা বন্ধ করা উচিত। পানি দূষণটা বন্ধ করা উচিত। আসলে পানি দূষণটাও কিন্তু পরিবেশ দূষণের মধ্যেই পড়ে। তো পরিবেশ দূষিত হলে সেই পরিবেশে বেঁচে থাকাটা বড় দায় হয়ে যায়। ওই দেখা যাচ্ছে যে, একটা সময়মাছের মতোই আমরাও ওই রকম আর নাই হয়ে যাব আসলে, হ্যাঁ? ধীরে, ধীরে আমাদের আয়ু কমে যাবে।
হুউম। হুম। হুম। জি, জি, আ একদমই ঠিক বলেছেন। একদমই ঠিক বলেছেন। তো আসলেই সব ক্ষেত্রেই আমাদের একটু নিজেদের সচেতনতা হবো। তাহলেই হয়তো এই জলদূষণটা কমানো যেতে পারে আমাদের ওঠর অ্যা তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হুম, হুম।
হুম। হুম, হুম। হ্যাঁ, আপনার সাথে কথা বলেও ভালো লাগলো। আসলে ব্যাপারটা কি, এই ব্যাপারটা বাজারে যাওয়ার পর যখন দেখলাম যে মাছ পাচ্ছি না, তো তারপর আসলে একটু আ ব্যাপারটা নিয়ে আসলে ভাবছিলাম যে কি হচ্ছিল। তো যেন আপনার সাথে share করলাম ব্যাপারটা।
হুম, হুম। জি, জি, জি, জি। হুম। তো ভালো লাগলো কথা বলে।
আশা করি আমাদের আ চারপাশটা আমরা সবাই ভালো রাখব। আপনিও ভালো রাখবেন। পানি দূষণ কম করে করব।
উ জি। জি। অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।